আচ্ছা বাচ্চাদের screen ব্যবহারে আপনি কি কোনরকম উম নীতি বা রীতি আসলে ব্যাপক রূপে মানেন কিনা?
আ সত্যি বলতে কি? বাচ্চাদের screen ব্যবহার আ এখন পুরোপুরি বলা যায় যে বন্ধ করাও যায় না। এমন একটা জিনিস চলে আসছে বা এমন একটা যুগ চলে আসছে আসলে আ কোনো না পো কোনোভাবে প্রযুক্তির ব্যবহারটা এত বেশি বেড়ে গিয়েছে, যে screen টাইম একটু হলেও দেওয়াও দরকার। বা দিতে হয় বলা যায়, তো সেক্ষেত্রে বরং আমি চেষ্টা করি যে, অ্যাও মানে কতক্ষণ সময় স্ক্রিনের টাইম তাকে দেওয়া যাবে? বা কতক্ষণ তা কার সঙ্গে একটু দেখা যায় না যে অন্যভাবে তার সঙ্গে একটু খেলাধুলা করা উচিত? এই সময়গুলোতে একটু রুটিন বানিয়ে নেওয়া, চেষ্টা করা।
আচ্ছা। হুম, হুম। জ্বি, জ্বি। আচ্ছা। জ্বি, জ্বি। আচ্ছা এটা কিন্তু আপনি আ বেশ ভালো বললেন যে আসলে রুটিন অনুযায়ীই করার চেষ্টা করেন। এবং বিভিন্ন ক্ষেত্রে যেমনটা বললেন যে, আসলে কতক্ষণ দেওয়া হচ্ছে সেটা দিতেও আসলে নজরদারি রাখেন যে, কতক্ষণ আপনি আসলে screen বা ফোনটা দিচ্ছেন। তো সাধারণত আসলে আপনি অ্যা কোন, কোন ক্ষেত্রে এই যে বাচ্চা-কাচ্চাদের আসলে ফোনটা দিয়ে থাকেন? মানে একটা সময়সীমা কি নিরধির নির্ধারণ করে রাখেন? নাকি আসলে যেকোনো সময় দিয়ে রাখেন কোন একটা কাজেকর্মের ক্ষেত্রে?
হ্যাঁ, হ্যাঁ। না, না এক্ষেত্রে হয় কি? যে একটা সময় নির্ধারণ করা থাকে। যেমন দেখা যায় যে, অ্যা screen টাইম টা যদি এমন হয়, যে যেকোনো সময় দেওয়া হয় সেক্ষেত্রে সে একটা সুযোগ পেয়ে বসে, যে যেকোনো সময় চাইলেই হয়তো বা পাবে বা এরকম একটা মনমানসিকতা তার ক্ষেত্রে তৈরি হয়। কিন্তু যদি এরকম হয় যে উম screen টাইমটা যখন দিচ্ছি সে সময় আমিও পাশে থাকছি তো সেক্ষেত্রে দেখা যায় কি? যে সে হয়তোবা আমি যেই জিনিসটা তাকে শেখাতে চাচ্ছি সেই জিনিসটা যদি তাকে screen টাইমের মধ্যে দেওয়া হ্যাঁ না screen টাইমের মধ্যে যদি ওই জিনিসটাই দেওয়া হয় তাহলে সেই জিনিসটা ইজি হয়ে যায়। যেমন দেখা যায় কি? YouTube এ অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও আছে, হ্যাঁ? তো স্বাভাবিকভাবেই তাকে আ খেলার মাঝখানে বা এরকম হয় যে খেলা-ধুলার মাঝখানে screen টাইমটা হয়তোবা ছেড়ে দিলাম। টিভিতে হয়তোবা দেখা যায় বিশেষ করে টিভিতেই দেওয়া হয় কারণ ফোনের মধ্যে খুব কাছাকাছি ফোন দেখলে চোখেরও জন্য সমস্যা আর এটা একটা bad habit মনে করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে কি? ওই যে আ YouTube ছেড়ে টিভির মধ্যে কিছু এরকম rhymes বা কিছু সং আছে, যেগুলোর মাধ্যমে শিখা যায় এই জিনিসটা খেয়াল রা
উম-হুম। জ্বি, জ্বি। উম-হুম। শিখাতে না পারেন। হুম, হুম। আচ্ছা। জ্বি, জ্বি। উ-হুম। উম। একদমই। আচ্ছা। না, এটা কিন্তু বেশ ভালো বললেন যে, আসলে আপনি যেমনটা এই যে, কোন কিছু শেখার জন্য হলেও আপনি আসলে তখন দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় যখন চায় তখন আসলে দেওয়ার টা একটু নিয়ে আ একটু strict থাকেন। কারণ এক একটা সমস্যা যেটা আপনি বললেন যে, আসলে যখন চায় তখন যদি দিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে, সে অন্য কিছু করার প্রতি মনোযোগটা থাকবে না। বা বিশেষ করে এই যে, এক নিজের মধ্যে খেলাধুলা করার বিষয়টা সেটাও করবে না। তো আসলে এই যে, এ যেসব বিষয়ে কারণ অনেকেই যেভাবে আসলে ফোন দেয় তারা আসলে একটা কনটেন্ট সেট করে রাখে। যাতে করে অন্যান্য কনটেন্ট চোখের সামনে না আসে। যেমন ধরেন এখনকার যুগে YouTube kids নামে, কোন একটা অপশন আছে বা বাচ্চারা যেগুলা আসলে দেখে, ঐরকম বিষয় কিন্তু তারা নির্ধারণ করে রাখে। তো আপনি কি এগুলা করে থাকেন কিনা?
একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, অবশ্যই যেমন YouTube Kids টাতে দেখা যায় যে, kids দের আ সাথে যাবে বা তাদের জন্য পারফেক্ট এরকম বিষয়গুলো ভালো থাকে। হ্যাঁ? বা আ তো সেক্ষেত্রে দেখা যায় কি যে, উম এই ভিডিওগুলো বা টাইমিংয়ের বিষয়গুলোও সেইক্ষেত্রে খেয়াল থাকে যে, কতটুক বিষয়ে আ পড়াবো বা দেখা যায় কি? পড়াশোনাটা তো মেইন থাকেই, আবার আ বিনোদনের ব্যাপারটাও থাকে যে, বিভিন্ন ধরনের সং, হ্যাঁ? যেমন তাদের ভাষা শেখাটাও কিন্তু এই ছোট বয়সেই অনেকটা ডেভেলপ হয়ে যায়। যেমন যদি toddler এর কথা বলি, তো সেইক্ষেত্রে স্বাভাবিকভাবেই আ বয়সটাতে পরিবেশগতভাবে, যে ভাষাটা তারা শিখবে, সেটাই তার মধ্যে ডেভেলপ হবে হ্যাঁ, তো আ এমনিতে আমরা বাঙালি হিসেবে বাংলা কথাটাও তো বেশিই বলি। হয়তোবা ইংলিশে হয়তোবা খুব একটা ভালোমতো তার সাথে কমিউনিকেট করা হয় না। কারণ স্বাভাবিকভাবে আমরা পরিবারের সবার সাথেই বাংলা নিয়েই কথা বলছি। তো সেইক্ষেত্রে দেখা যায় যে, ইংরেজি ব শেখার জন্য সেই জিনিসগুলো হয়তোবা একটু বেশি দেখানো হয়। যাতে সে সাথে, সাথে ওই ইংরেজ আ মানে ইংরেজি ভাষাটাও শিখতে পারে। একদম।
জি, জি। হুম, হুম। আচ্ছা। পরিবর্তন হয়। হুম, হুম। একদম। হুম, হুম। আচ্ছা, টি শিখতে পারে। আচ্ছা, এটা কিন্তু আপনি যেমনটা বললেন যে, আসলে এই যে, বিভিন্ন ক্ষেত্রে আপনি চেষ্টা করেন কনটেন্ট গে যেন সিলেক্ট করে রাখেন। যেমন ধরেন YouTube Kids এবং বিশেষ করে toddler এর ক্ষেত্রে আপনি এ চেষ্টা করেন যে, আসলে যেহেতু বাঙ্গালা, বাংলা কনটেন্ট তেমন একটা নাই, তো আসলে ইংলিশ শেখানোর মাধ্যমে বা ইংলিশ শেখার প্রবণতাটাও বাড়িয়ে যাওয়ার জন্য, ইংলিশ কনটেন্টটা একটু বেশি দেখানোর চেষ্টা করেন। তো অনেক ক্ষেত্রেই দেখা যায়, আসলে বাচ্চারা যে মানে বিশেষ করে কোন কাজ, বিশেষ করে খাওয়া-দাওয়া বা অন্যান্য পড়ালেখার ক্ষেত্রে হোক না কেন, দেখা যায় তারা, তাদেরকে আসলে ফোন না দিলে বা screen এর কোন একটা সময় নির্ধারণ করে না দিলে, তারা আসলে অনেকটা কান্নাকাটি করে বা দেখা যায় ঝগড়াঝাটি করে। তো এসব বিষয়ে আসলে আপনি তাদেরকে বোঝান কিভাবে? বা তাদেরকে আসলে কি ফোন দিয়ে কি শান্ত করার চেষ্টা করেন?
হ্যাঁ, হ্যাঁ। জী, জী। হ্যাঁ, হ্যাঁ। হুম, একদম ঠিক বলেছেন। আ না, এই জিনিসটা খুবই বদভ্যাস বলব যে, ফোন দিয়ে শান্ত করার যে বিষয়টা, এটা আমরার বাবা-মারেই দেখা যায় যে, আ তৈরি করে ফেলি, সন্তানদের মধ্যে এরকম একটা tendency যে, ও ফোন চাচ্ছে বা ফোনের জন্য কান্নাকাটি করছে বা অন্য কোনো ধরনের বায়না করছে? ঠিক আছে ফোন দিয়ে দিলাম। এইক্ষেত্রে বাবা-মায়েদের tendency টা এরকম থাকে যে, ও শান্ত থাকুক, তাহলে আমিও ভালো থাকব। মানে এরকম একটা বিষয়ের জন্য হয় কি যে, চিল্লাচিল্লি না করুক বা অশান্তি না করুক এর জন্য ফোনটা দিয়ে দাও। কিন্তু এটা বলবো যে, কখনোই ঠিক না। অবশ্যই তাদের একটা মেজাজ হয়তো বা কোনো সময় খারাপ হয়ে যায় বা তারা মেজাজ খিটখিটে হয়ে যায় হ্যাঁ, এই জিনিসগুলো না বোঝা উচিত। আর সবসময় চেষ্টা করা যে, এই বদঅভ্যাসগুলো থেকে বলা যায় যে, দূরে রাখার যেমন খাওয়ার সময় ফোন দেওয়া, এটা খুবই বদঅভ্যাস, হ্যাঁ? বাবুরা কতটুক সময় খাবে? বা তারা আসলে কতটুক আ উম কতটুকু তাদের ক্ষুধা আছে? সেই অনুযায়ী তারা খাবে, খাবারটাকে এজন্য খুব বেশি ইন্টারেস্টিং করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে, তাদেরকে না বা তাদের সাথে কথা বলা এই বিষয়গুলোতে। যে, তাকে যদি বলা হয় যে, তুমি এইটুক সময়ে টিভি দেখতে পারবে, সেক্ষেত্রে তোমার জন্য একটা reward আছে। তো সেক্ষেত্রে দেখা যায় কি, ওই টাইমটা ধরেও তাকে একটা কন্ট্রোল করা যায় খুব সহজেই। যে, reward ও দেওয়া হলো, আবার কন্ট্রোলও করা হলো, বিষয়টা এরকম।
উহুম। আচ্ছা। হ্যাঁ, জী, জী। উম হুম। বোঝা উচিত। আচ্ছা। হুম, হুম। রি জি। জী, জী। একদমই। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু হুম, হুম। না, এটা কিন্তু ভালো যে, আসলে reward দিয়ে বা তাদেরকে কোন কিছু একটা দিয়ে বা তাদের পছন্দের খাবার বানিয়ে দেখা যায়, তাদেরকে reward দেওয়া যায়। কারণ বিভিন্ন ক্ষেত্রে যদি দেখা যায় যে, আ পড়ছে না বা খাবার-দাবার উ মানে এ খাচ্ছে না। এসব পরিস্থিতি যদি ফোন দিয়ে তাদেরকে শান্ত করা যায়, তাহলে দেখা যায় যে, সেটা একটা অভ্যাসে পরিণত হয়। এবং আপনি যেমনটা বললেন, সেটা পরবর্তীতে একটা সমস্যা হয়ে দাঁড়ায় আরকি। তো এসব পরিস্থিতিতে আসলে অনেকেই তো দেখা যায় যে, বিশেষ করে যারা একটু ব্যস্ত থাকে, অভিভাবকরা তারা দেখা যায়, মানে সময়টা তাদের মানে নিজেদের সময়টা আসলে মানে ব্যয় করার জন্য কোন একটা কাজে। তখন দেখা যায়, বাচ্চাদেরকে আসলে ফোন দিয়ে থাকে এবং তারা আসলে কী দেখছে না দেখছে, সেটা হয়তো তারা চিন্তা করে না। তো এসব ক্ষেত্রে আপনার কি মনে হয় যে, অভিভাবকদের এই বিষয় নিয়ে একটু চিন্তা করা উচিত?
হ্যাঁ। হুম, হুম। জী, জী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই সচেতন থাকা উচিত। কারণ অবশ্যই যারা এরকম অনেক বেশি কাজের মধ্যে ব্যস্ত থাকে তাদের দেখা যায় কি যে, সবসময় ওই যে মনিটরিং এর বিষয়টা ঠিকঠাকভাবে হয় না হ্যাঁ, হ্যাঁ, যারা দেখা যায়, বাবা-মা দুইজনেই জব করছে। হয়তোবা বা অ্যা কেয়ারটেকার সাথে থাকছে বা দ মাঝে, মাঝে দেখা যায় যে, দাদা, নানা বা এরকম কেউ একজন হয়তোবা তার সাথে থাকছে। তো সেক্ষেত্রে দেখা যায় কি, তারা হয়তোবা যেহেতু বয়স্ক মানুষ, তারা হয়তোবা সেভাবেও অতটা কন্ট্রোল করতেও পারে না। তারা হয়তোবা আ বাধা-নিষেধটাও ওভাবে করে না। তো এক্ষেত্রে আমি বলব যে, আ নিজের সন্তানের সাথে কথা বলা। হ্যাঁ? এই জিনিসগুলো তাকে বোঝানো। এই জন্যও দেখা যায় কি যে, বাড়িতেও ওইরকম একটা পরিবেশ তৈরি করা। তাকে যদি ছোটবেলা থেকে একটা পরিবেশের মধ্যে নিয়ম-কানুনের মধ্যে বড়ো করা হয়, তাহলে আমার মনে হয় সে হ্যাঁ, তাহলে মনে হয় কি সে সহজেই ওই জিনিসটা, a access নিতে চাবে না যে, না আমি যে কোনো সময় ফোনটা ধরতে পারি বা এরকম। আগে থেকেই যদি ওকে কন্ট্রোলের একটা করে দেওয়া যায় হ্যাঁ, তাহলে কিন্তু ওই জিনিসটা খুব সহজ হয়ে যায়।
বা যারা বাইরে থাকে আর কি। জি, জি। জী, জী। একদম। আচ্ছা। হুম, হুম। তাহলে সুন্দর হয়। আচ্ছা। প্রবণতা রাখা হয়। উম না এটা বেশ ভালো বললেন যে আসলে এইসব পরিস্থিতিতে দরকার হচ্ছে যে আ মা বাবা বা অভিভাবকরা যেন একটু controlling থাকে। কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজেকর্মের ক্ষেত্রে যখন তাদেরকে সময় দেওয়া হয় না তখন আসলে কী করবে? না করবে? সেটা বুঝে উঠতে পারে না। তো এসব পরিস্থিতিতে আসলে আপনি কি মনে করেন যে মানে নির্দিষ্ট একটা বয়স ভেদে বাচ্চাদেরকে আসলে ফোন দেওয়া উচিত? কারণ অনেকে দেখা যায় ১৮ বছর আগে ফোন দিয়ে দেয়। এবং এটার কারণে দেখা যায় বাচ্চারাও কিন্তু আসলে মানে তাদের মধ্যে দেখা যায় একটা প্রবণতা কাজ করে যে সবকিছু তারা করে ফেলতে পারবে বা তারা অন্যরকম হয়ে যায়। তো আপনার কি মনে হয় বিষয়টা এ কেমন হওয়া উচিত?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, করে ফেলতে পারবে। হ্যাঁ। আ এখন আসলে আপনি সুন্দর একটা কুয়েসশন করেছেন যে আসলে বয়সটা কতটুকু রাখা উচিত? এখন জিনিসটা এমন হয়ে গিয়েছে যে আ থাকে না? যে আব ট্রেন্ড ফলো করতে যে বা একটা জিনিস আছে যে আ অন্যরা নিচ্ছে বা বন্ধুবান্ধব নিচ্ছে আমি কেন পাবো না? মানে এই জিনিসটা খুবই একটা তাদের মধ্যে কাজ করে যে "আ ও নিয়ে ফেলছে" এখন তো দেখা যায় যে আ বিভিন্ন ধরনের আপডেট ফোনগুলো নেওয়ার প্রতিও আগ্রহ চলে আসে। তো এই জিনিসটা বলা যায় কি? যে আ সমাজের যে এখানে প্রভাবটা ফেলবো কারণ বলছি বন্ধুবান্ধব যেটা বলছিলাম তাদেরও একটা প্রভাব পড়ে অনেকটাই যে তাদের কারণে হয়তোবা নিয়ে নিচ্ছে কেউ একজন নিলেই ক্লাসের আর ১০ জন জেনে যাচ্ছে তখন হ্যাঁ দশজনের মধ্যে দেখা যায় যে ৫ জনই বাসায় খুব অত্যাচার করছে আর ৫ জন দেখা যাচ্ছে যে হয়তোবা তারা তাদের মতো করেই চলছে কারণ তাদের ফ্যামিলিতে ওই জিনিসটা acceptable না হয়তোবা। তো এক্ষেত্রে আমি বলব যে কি? যে আসলেই বয়স ভেদে ১ টা ফোন দেওয়ার ইয়া বলা যায় যে নিয়ম রাখা উচিত। হ্যাঁ, যে বয়সটা ভেদ না পর না করা পর্যন্ত যেমন ১৮ বছর অবশ্যই ১৮ বছরের আ পরবর্তীতেও সন্তানরা আমরা যেমনটা হয়েছে খুব সহজে কিন্তু ফোন পাইনি। হ্যা? আমরা মানুষ হইনি? আমরা কি শিখিনি? হ্যাঁ শিখেছি তো হ্যাঁ প্রযুক্তির ব্যবহারগুলো পরে পরে শিখেছি তো বিষয়টা হচ্ছে যতটুক সময় তাকে দেওয়া হচ্ছে তার নিজস্ব ফোন থাকবে না কিন্তু আ বাবা মায়ের ফোনটা যে সে যেন ইউজ করতে পারে কারণ স্বাভাবিকভাবে স্কুলের অনেক হ হতে পারে বা উম অনেক সময় এই জিনিসগুলোর জন্য তো access দিতে হয় এটাই আর কি।
হুম, হুম। জ্বি, জ্বি। <laughs> <breath> সেটাই। উম-হুম। জ্বি, জ্বি। উম বাকিরা সবাই নিয়ে নিচ্ছে। <giggles> <breath> আচ্ছা। উম-হুম। প্রবণতা। জি, জি। উম-হুম। মানে একটা সময়ের পর পেয়েছিলেন। সেটাই। উম-হুম। আচ্ছা। পড়াশোনা থাকে অনলাইন ক্লাস। জ্বি, জ্বি। এ এটা কিন্তু ঠিক বললেন যে আসলে এসব পরিস্থিতিতে আপনি যেমনটা চান আরকি যে আসলে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী বা নির্দিষ্ট বয়সের পর আসলে দেওয়াটা কিন্তু উ উত্তম। কারণ অনেক সময় দেখা যায় যে মানে ১ জন চালাচ্ছে বা ট্রেন্ড ফলো করতে গিয়ে দেখা যায় বাচ্চারা মানে ফোন নেওয়ার একটা প্রবণতা শুরু হয় তাদের মধ্যে দেখা যায় অনেকেই আসলে অনেক ছোট বয়সেই আসলে দেখা যায় ফোন দিয়ে দেয়। এবং এটার জন্য আসলে অনেকটা নেতিবাচক প্রভাব তাদের মনে হয় আরকি বা তাদের একটা সমস্যা হয়ে যায় পরবর্তীতে। তো এইসব পরিস্থিতিতে আসলে আপনার কি মনে হয়? যে এই স্কুল থেকে আসলে বাচ্চাদের আ মানে শিক্ষা একটা দেওয়া দরকার বা কোন ধরনের একটা পরামর্শ সূচক আসলে আ ধরেন প্রোগ্রাম চালু করা দরকার যে বাচ্চাদের মানে কী কী content দেখা উচিত? বা স্ক্রিন টাইম কতটুক ব্যবহার করা উচিত? আপনার কি মনে হয় এগুলো একটা প্রভাব ফেলতে পারে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেওয়াটা ঠিক। হ্যাঁ। জ্বি একদম। হ্যাঁ অবশ্যই, অবশ্যই হ্যাঁ এখানে হচ্ছে টিচার্সদের যেমন একটা ট্রেনিংয়ের দরকারও আছে কারণ টিচাররা তো আসলে আ পড়াশোনার বাহিরে খুব একটা এখন বলা যায় যে engage হতে চায় না দেখা যায় যে পড়াশোনা বা এগুলো কাভার করতেই অনেকটা সময় লেগে যায় প পরীক্ষা বা এগুলো তবে এখানে ১ টা সেশন রাখা উচিত সেখানে টিচার্সরা থাকবে, প্যারেন্টসরা থাকবে, সাথে স্টুডেন্টরাও থাকবে মানে আমি চাই না মানে জিনিসটা এরকমভাবে বোঝাতে চাচ্ছি যে সম্মিলিত একটা সেশন যেখানে অবশ্য বাবা মারাও শুনবে, সন্তানরাও শুনবে। যেন জিনিসটা তারা এমনটা না বোঝে যে আলাদা আলাদা কি বোঝানো হলো? এই ক্ষেত্রে অনেক কিছুই হতে পারে। তো এই যে যখন তারা ফোনটা ইউস করছে অবশ্যই স্কুল থেকে এখন অনেক কিছু দেয় অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন অনেক কিছু থাকে যেগুলো আসলে খুব সহজে তারা বুঝে উঠতে পারে না। হ্যাঁ? তো সেক্ষেত্রে দেখা যায় কি যে <swallows> যদি টিচাররা সেগুলোকে একদম বলা যায় যে খুব সুন্দর করে হ্যাঁ ব্যাখ্যাও করে দেয় সেক্ষেত্রে বাবা মা রাও জ জানতে পারছে বাবা মা রাও ওই সময়টাতে তাদের পাশে থাকছে এক কথাই বলব যে সঠিক বয়সটা না হওয়া পর্যন্ত তারা যখন ফোন ইউজ করছে তাদের পাশে, পাশে থাকা তারা যেন সেটাকে আ মিস ইউজ না করতে পারে বলা যায়। হুম।
জ্বি, জ্বি। উম-হুম। আচ্ছা। সম্মিলিত একটা ক্যাম্পেইন আরকি। আচ্ছা। হুম, হুম। একদমই। একটু মনোযোগ দিয়ার দেয় আরকি। আচ্ছা। উম-হুম। না একদমই ঠিক। পরিস্থিতিতে আসলে দরকার হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে বিভিন্ন রকমের আপনি যেমনটা বললেন প্রোগ্রাম চালু করা বা আপনি যেমনটা বললেন যে আসলে শিক্ষকদের ট্রেনিং থাকা উচিত যাতে করে বাচ্চাদের পাশাপাশি অভিভাবকরা আসলে বুঝতে পারে যে কখন? কীভাবে আসলে বাচ্চাদেরকে ফোন দিতে হবে? বা দিতে হবে না? তারা যেন সেটা বুঝতে পারে। তো অনেকেই তো দেখা যায় যে আসলে আজকালকার যুগে বা ইদানিং দেখা যায় আসলে মানে বাচ্চারা যে খেলাধুলা করবে ঐ সময়টা না দিয়ে তাদের হাতে ফোন বা তাদেরকে অনলাইন <chuckles> গেমসের প্রতি আসলে আসক্ত করে ফেলে একদম সরাসরি দেখা যায় যে কোনো খেলাধুলার প্রতি তাদের আগ্রহ করায় না। তো আপনার কি মনে হয়? এটা মানে সব অভিভাবকদের বা বাচ্চাদের এরকম একটা আপনার পদ্ধতি চালু করা উচিত যেখানে একটা সময় পর তাদেরকে খেলতে দেওয়া বা এ কোথাও তাদের মনমত কিছু দেওয়া উচিত?
হুম। একদম। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম ঠিক। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এখন দেখা যায় কি? অনেকে মনে করে যে খেলাধুলা আবার কী দরকার? হ্যাঁ? যে পড়াশোনা করছে, academic রেজাল্ট ভালো করছে এটাই অনেক। এই যে বাহিরে যাওয়া, খেলাধুলা করা এটার কী দরকার? কিন্তু খেলাধুলার অনেক অ্যা গুরুত্ব আছে জীবনে শেখার জন্য। হ্যাঁ? এটা শুধু আ ছোটোদের জন্যও না বড়োদের জন্যও অবশ্যই বলা যায়, যে শারীরিকভাবে সুস্থ রাখার, মানে ক্ষেত্রে তো খেলাধুলার বলা যায় যে গুরুত্ব অপরিসীম। হ্যাঁ? তো সেক্ষেত্রে শিশুদেরকে যদি স্ক্রিন টাইম না দিয়ে, এই যে বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী যাদের যারা আছে তাদের সাথে যদি খেলাধুলা করে, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক benefit আছে। যেমন বলব যে অন্যের সাথে একটু আ মিলেমিশে চলার ব্যাপারটা, যেমন সোশ্যাল হুম? শারীরিকভাবে তো অবশ্যই ফিট থাকবে। আবার সোশ্যাল ব্যাপারটাও কিন্তু এই খেলাধুলার মাধ্যমে চলে আসে। অনেকেই থাকে যে একা একা থাকতে, একা, একা থেকে শিখতে যে এই যে মানুষ সাথে bond যে একটা create করার বিষয়। হ্যাঁ? সেটা ভুলে যায়। দেখা যায় কি? আ বড় হয়েও এরকমটা অনেকেরই মধ্যে আছে, আমি নিজেই দেখেছি যে একা, একা মানুষ হয়েছে ভাই বোন কেউই ছিল না দেখা গিয়েছে যে, কারো সাথেই চেনা পরিচিত নাই। এটা অফিসে যেয়েও হয় তার ক্ষেত্রে, যে আসলে সবার সাথে মিশতে পারে না, বা সবার সাথে কথা বলতে হয়তোবা পারে না, হয়তো নিজে নিজেই থাকে, নিজের একটা ইগো নিয়ে থাকে। এরকমটা আসলেই দেখা যায় হ্যাঁ, একদম একদম।
হুম। জি, জি। আচ্ছা। উম-হুম। আচ্ছা। শারীরিকভাবে ফিট ও থাকবে। জি, জি। উম-হুম। <chuckles> সেটাই ভুলে যাই। উম, একদমই। আচ্ছা। আয় হায়! উম-হুম। socialize করতে পারে না। হুম। আচ্ছা এসব পরিস্থিতি আপনি যেমনটা বললেন যে আসলে, অ্যা এগুলা নিয়ে সচেতন থাকা উচিত। বিশেষ করে যখন বললেন যে অভিভাবকদের থেকে শুরু করে অ্যা বাচ্চাদের এখানে সবকিছুতে একটা নিয়ম নির্ধারণ করা উচিৎ। যে কতক্ষণ আসলে সময় দেওয়া উচিৎ। বিশেষ করে আপনি যেমনটা বললেন খেলাধুলার ক্ষেত্রে, তাদের কিন্তু এটা কিন্তু গুরু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। যাতে করে তারা মানুষের সাথে বন্ধুবান্ধবের সাথে মিশতে পারে, এবং তাদের খেলাধুলা করার মাধ্যমে তারা আসলে শারীরিকভাবেও যেন সুস্থ থাকতে পারে। এবং বিশেষ করে যখন বললেন যে আসলে এই যে, স্কুল থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন আসলে প্রোগ্রাম চালু করা যেতে পারে। যাতে করে অভিভাবকরা কোন সময় আসলে বাচ্চাদেরকে ফোন দিতে হবে বা দিতে হবে না? এসব আলোচনা করা যায়। তো এসব বিষয়ে বললেন আলোচনা অনেকটা সুন্দর হলো। তার জন্য আসলে আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
হ্যাঁ, হ্যাঁ। একদম। জি, জি। হ্যাঁ। আ ধন্যবাদ অনেক মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে। আমি শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। যে আসলেই স্ক্রিন টাইম ব্যবহারের জন্য কিছু নীতি আসলে অবলম্বন করা দরকার, বা মানা দরকার আসলে। আ দেখা গিয়েছে যে সেক্ষেত্রে নিজেদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। তারা তাদের কাছে একেবারেই না করা যাবে না। বুঝিয়ে, বুঝিয়ে শেখানো বা তাদের সাথে একটু আলাপ আলোচনা করা। এই জিনিসগুলো খুবই দরকার। তো আ শেয়ার করে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
জি, জি। উম-হুম। জি, জি।